হ্যাঁ, হ্যাঁ, একদম, একদম। একদম ঠিক কথা বলেছেন। অবশ্যই, আপনার সাথে আমি আবারো একমত। আসলে ভবিষ্যতে আরো অ বিভিন্ন ধরনের প্রযুক্তি যে রয়েছে সেগুলো আমি শিখতে আগ্রহী কারণ সেটা আমার বিভিন্নভাবে আনন্দ পায় যেগুলো, যেগুলো জিনিস হচ্ছে, এই যে AI যেটার কথা বলতেছি আমরা AI মেশিন লার্নিং আমি শিখতে আগ্রহী। কারণ এটা দেখা যাচ্ছে ভবিষ্যতে একটা সবচেয়ে বড় ট্রেন্ড। মানে এটা দ্বারা সবকিছু করা যাবে। সবকিছু সম্ভব ভবিষ্যতে। হ্যাঁ, এটা একটা ভালো আরকি মানে লার্ন মানে এটা শিখলে অনেক কিছু দেখা যাচ্ছে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা যাবে। তারপর আরেকটা আ অপশন রয়েছে আমার হচ্ছে ক্লাউড কম্পিউটিং এটাও শিখতে অনেক আগ্রহী, কারণ এই এটা যদি শিখি না? তাহলে দেখা যাচ্ছে রিমোট যে কাজগুলো রয়েছে, সে অ রিমোট কাজগুলো করতে পারবো বাসা থেকেই বসে, বসে। আর এই জিনিসগুলো আমরা শিখতে পারি। তার নিজের যে একটা পোর্টফোলিও রয়েছে সেটা আরো একটু শক্তিশালী হবে। এটা হলে সবথেকে ভালো লাগে যে আসলে না আমি যে ধীরে, ধীরে শিখতেছি এগুলো আমার আ আমার রেজিউমি তে এড হচ্ছে আমার যে জীবন বৃত্তান্ত রয়েছে সেখানে এড এড করতে পারতেছি। আমার যে স্কিল গুলো সেগুলো বেশ ভা ভাবলেই কিন্তু বেশ ভালো লাগে। এখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে শিখার একটা আগ্রহ নতুন, নতুন তৈরি হয় যেন আমি আরও নতুন, নতুন কোন কিছু শিখি।
হুম, হুম। উম জী, ভাই। হুম, হুম। জি, জি, জি। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। জী, ভাই। জ্বী, ভাই। হুম, হুম। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। ,ভাই। হ্যাঁ। হুম, হুম, হুম।